<smacks lips> দেখুন, নিউ মা নতুন ট্রেন্ড বা যাই কিছু বলি না, আপনি যদি একটু পত্র-পত্রিকার দিকে উম খেয়াল রাখেন, তাহলে দেখবেন যে কি বলে? যে, এসব জিনিসপত্র কিন্তু পেপার-টেপারে অনেক সময় চলে আসে। ফিচার আকারেই চলে আসে ধরুন, শীতের সময় শীতের যে কালেকশন গুলো ফ্যাশন হাউস গুলো নিয়ে আসছে, সেটা কিন্তু এক ধরণের ঐখানে দেখাই যায়। তারপরে দেখুন, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। সোশ্যাল মিডিয়া তেও যদি আপনি একটু খেয়াল করেন, তাহলে দেখবেন যে বিভিন্ন ফ্যাশন হাউস গুলো তাদের যে নতুন, নতুন কালেকশন গুলো আছে, নতুন, নতুন স্টাইল গুলো আছে, নতুন, নতুন যে ট্রেন্ড গুলো আছে। সেগুলোকে ফোকাস করে কিন্তু তারা এক ধরনের প্রমোশন চালাতেই থাকে। তো এইসব বিষয়গুলো থেকে কিন্তু আপনি নরমালি বিষয়গুলো জানতে পারবেন। এটা হচ্ছে আমি দেশীয় স্টাইল এর কথা বললাম। আর যদি আপনি চিন্তা করেন যে "না, আমি একটু ইন্টারন্যাশনাল স্টাইলটা ফলো করতে চাই।" তাহলেও কিন্তু আপনি তাদের ধরেন Facebook পেজ বা YouTube পেজ যেগুলো আছে, হ্যাঁ? সেগুলোও যদি একটু ফলো করেন, তাহলেও কিন্তু আপনার মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে যে এখন আসলে কোন ট্রেন্ডটা চলছে, কি ধরনের পোশাক-আশাক মানুষ ব্যবহার করছে, কোন রংটাকে এই মুহূর্তে ফোকাস করছে? তো এগুলা কিন্তু আসলে জানাই যায়।
এ এইটা ঠিক বলেছেন। অ্যা এ এ এটা এ এ এটা আসলে আপনি ঠিক বলেছেন। আমি আপনার সাথে সহমত যে আপনি যা, যা বললেন। কিন্তু আপনি কিন্তু খেয়াল করবেন যে আমি যদি কখনো বিদেশি ট্রেন্ড ফলো করি বা আমার কোন জিনিস ভালো লাগতেই পারে। কিন্তু এটার জন্য কিন্তু মানুষ সমালোচনা করে। তো তখন আপনি কি করেন? যেরকম, আ ভাবেন যে আপনি যে বললেন, উলের একটা ই পড়লেন সোয়েটার পড়লেন। তো এ এটা কিন্তু আমার কাছে কিন্তু একটা ক্লাসিক জিনিসটা। ঠিক আছে? যে আগে মা হয়তো বা এটা পড়তো মানুষ। কিন্তু আমার কিন্তু বন্ধু-বান্ধবরা কিন্তু সমালোচনা করবে যে এই যে, "পুরানো একটা জিনিস পড়ে এসে পড়েছে।" তো এইটাকে আমি কিভাবে মানে, মানে অবরোধ করতে পারি বা তাদেরকে মানা করতে পারি যে "না, আমি যেটা পড়েছি এটাই ঠিক।"
হু, হু। উহু। হুম, হুম। না এটাতে নি এটা নিয়ে আসলে আমি যেটা আমার কাছে যেটা মনে হয়, এটা নিয়ে আসলে তো যুদ্ধ করার কোন কিছু নেই। <chuckles> তাই না? মানে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার রুচি অনুযায়ী আমি যে কথাটা ১ম এ বলছিলাম, আপনি কোন জায়গাতে পড়ছেন, হ্যাঁ? পোশাক নে আপনার কেউ, কোন প্রোগ্রামটাতে পড়ছেন, কোন আবহাওয়াতে পড়ছেন এবং কোন সময় পড়ছেন। তো এই এবং আপনি জিনিসটা ক্যারি করতে পারছেন কিনা? এই ৪ টা বিষয় যদি আপনি মাথায় রাখেন, তাহলে দেখবেন যে আপনার রুচির সাথে আপনি যদি বিষয়টাকে ক্যারি করে করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভেতরে এক ধরনের কনফিডেন্স চলে আসবে। এবং সেই কনফিডেন্স টার থেকে কিন্তু আপনি বিষয়টাকে ধরুন, যে আপনি কিন্তু পুরো environment টাকে হয়তোবা কন্ট্রোল করার একটা যে ব্যাপার থাকে, তো সেটা কিন্তু আপনি করতে পারবেন। তো ওই ক্ষেত্রে যেটা দেখা দেখা যায় যে, আপনার বেসিক রং বা কাট বজায় রেখে, আপনি নতুন ট্রেন্ড এ একটু variation আনতেই পারেন। হ্যাঁ? উম তারপরে ধরুন, যে ট্রেন্ড আসলে সবসময় মানার প্রয়োজন নেই। সেটা থেকে আপনি এক ধরনের inspiration নিতে পারেন। হ্যাঁ? যেমন আপনি যেটা বলছিলেন, যে আপনি minimalistic হয়তোবা স্টাইলটা পছন্দ করেন, তাহলে নতুন রং বা নতুন accessories দিয়েও কিন্তু একটু ধরেন এ কিছু ছোটখাটো কিছু twist আনতে পারেন। হ্যাঁ? পোশাকের মানটাও কিন্তু আবার ক্ষেত্রবিশেষে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। কাপড় কি পরছেন, সেটার কাটটা কী, সেটার ফিটটা কি, ভালো হচ্ছে কিনা, হ্যাঁ? কিভাবে পড়ছেন? সো সেই বিষয়গুলো মাথায় রাখলে আমার ধারণা যে, সবার কাছেই সেটা আসলে ভালোই লাগার কথা। নেগেটিভ কমেন্ট তখন আসলে আসার উচিত না।
সি জি, জি। উহু। জি, জি। জি, জি ওইটা থাকবে। এটা আপনি চি জি। এই এটা, এটা হুম, হুম, হুম। এটা উম জি, জি, জি। এইটা।